টু-ডু লিস্ট রাখার আপনার কৌশলটা কি?
হুম, আসলে টু-ডু লিস্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যে, এটা ছাড়া আমি আসলে কাজগুলোকে গুছিয়ে করতে পারি না, এলোমেলো হয়ে যায়। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে গুছিয়ে করার জন্য টু-ডু লিস্ট আমি ব্যবহার করি এবং এইটার জন্য আসলে আমি যেটা করি যে, একটা নির্দিষ্ট পরিমাণ একটা ছোট, ছোট আসলে স্টিকি প্যাডগুলা যেগুলো রয়েছে সেই ধরনের হ্যাঁ, স্টিকি নোট গুলো সেগুলো ব্যবহার করি। তো সেগুলো ব্যবহার করে দেখা গেছে যে, আমি আমার দেয়ালে বা আমি যে জায়গায় আসলে কাজ করি তার সামনের কোনো একটা দেয়ালে বা বোর্ডের মধ্যে এগুলাকে আসলে ঝুলিয়ে রাখি। হ্যাঁ? এবং সেখানে নির্দিষ্টভাবে কাজের কথাটা লিখে রাখি। যে ধরুন আ আমার আমি এরকমভাবে লিখি না যে, হ্যাঁ? আমাকে আজকে বই পড়তে হবে। আমি লিখি যে, হ্যাঁ। আমাকে আজকে ঠিক এই particular বিষয়টা আমাকে জানতে হবে এবং পড়তে হবে। একদম নির্দিষ্টভাবে কাজটাকে উল্লেখ করি।
আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, স্টিকি নোটগুলো। জী, জী, জী, জী। বুঝ আচ্ছা। আচ্ছা। তো মানে একদম একদম মানে এক্সাক্টলি যেটা দরকার আপনি সে সেটাই লিখে দিচ্ছেন যে ঘুরিয়ে পেঁচিয়ে না। যে আপনাকে বই পড়তে হবে তার মানে হয়তো আপনার হঠাৎ মনে হতে পারে যে, কী বই পড়তে হবে? তো আপনি সেটা না করে যে কোন অংশটুকু পড়তে হবে? একদম জী, জী। বেশ গুছিয়ে আপনি বললেন, হ্যাঁ। তারপরে আর কি, কি আছে?
একদমই, জি। হ্যাঁ বা বইয়ের কোন অংশে পড়ব? একদম নির্দিষ্ট করে বু বুঝে লিখি। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় যে, এরকম নির্দিষ্টভাবে আসলে লিখলে, সেইটা আসলে বেশি অর্থবহ হয়। এবং আ মানে কি কাজ করতে হবে, সেইটার ব্যাপারে একটা ধারণা পাওয়া যায় বা কি কাজ আমি মানে এ আজকের দিনে শেষ করলাম, সেইটাও কিন্তু দিনশেষে কিন্তু পর্যালোচনা করা যায়।
আপনি যখন হ্যাঁ, হ্যাঁ একদম। যখন আপনি হিসাব করতে বসবেন যে, আসলে আপনার কি করার কথা ছিল এবং আপনি বাস্তবে কতটুকু করেছেন বা কতটুকু লক্ষ্যে পৌঁছেছেন, তাহলেই কিন্তু সহজেই তুলনা করা যাচ্ছে। একদম চমৎকার।
একদমই ঠিক। তো, টু-ডু লিস্ট এর ক্ষেত্রে আমি আসলে মানে ২ টা ভাগ করে করি। আ জানিনা এইটা আসলে কতটুকু কার্যকর, তবে আমি আসলে এভাবে করি। ১ টা হচ্ছে হলো যে, আমি আমার স্কিল বাড়ানোর জন্য যেই ধরনের কাজ, সেইটার জন্য একটা আমি আলাদা টু-ডু লিস্ট রাখি। আরেকটা হচ্ছে হলো যে, আমার যে দৈনন্দিন জীবনের অন্যান্য কাজ, সেগুলার জন্য আলাদা টু-ডু লিস্ট রাখি। অ্যা
হুম। আচ্ছা। আচ্ছা, চমৎকার, চমৎকার। মানে অনেকটা ডান হাত আর বাঁ হাতের ব্যাপারে-স্যাপার যে, আপনি এক হাতে জরুরিভাবে দিচ্ছেন যে আপনার আপনাকে কোনটা দক্ষতা বৃদ্ধি করছে, কোন কাজগুলো করলে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। সেটাকে একটা ভাগ রাখছেন। আর হচ্ছে গিয়ে দৈনন্দিন যেসব কাজ আছে যেমন, আজকে হয়তো বাজার করতে যেতে হতে পারে, আজকে হয়তো আপনার চুল কাটা লাগতে পারে। তো মানে এই জিনিসগুলো এক এক একপাশে রাখছেন। চমৎকার। জি।
হ্যাঁ, এরকম ধরা যেতে পারে। একদমই ঠিক। <chuckles> একদমই তাই। একদমই ঠিক। তো, ব্যক্তিগত স্কিল এর জায়গাগুলো একসাথে একটা আলাদা জায়গায় রাখলে, আমার কাছে মনে হয় সেটা মানে খুঁজে পাওয়াটা সহজ হয় আমার জন্য। যে, হ্যাঁ, আমি হয়তো দেখতে পারি যে, এই, এই জিনিসগুলো আসলে আমি আসলে মানে করছি বা এই, এই জিনিসগুলো আমি করব। অ্যা মানে সেই বিষয়টা আমার কাছে আরো অনেক বেশি স্পষ্ট হয়। ধরুন, যে আমার হয়তো আমার স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আমার কোনো একটা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কোনো একটা নির্দিষ্ট বিষয় জানতে হবে। তো আমি কিন্তু সেইটা আমার ওই যে আলাদা যেটা স্কিল ডেভেলপমেন্ট এর যেটা আমার স্কিলটা ডেভেলপ করবে, সেই জায়গাটাতে কিন্তু আসলে লিখে রাখি, হ্যাঁ? আ তো এই আলাদাভাবে আমি এই কাজটা আসলে করি। আমার কাছে মনে হয়, এইটা আমার কাজকে সহজ করে আরেকটু।
হ্যাঁ, হ্যাঁ। চমৎকার, চমৎকার। চমৎকার। আচ্ছা, অনেক সময় হয় না যে, আপনি আসলে সিদ্ধান্তর উত্তরটা কিভাবে নিচ্ছেন? এটার আপনার কোনটা জরুরি বেশি, সেই ভিত্তিতে নিচ্ছেন? নাকি আপনার কোনটাতে আগ্রহ বেশি, সেইটাতে সেইভাবে ভাগ করছেন কাজগুলো?
হুম, আসলে এই ক্ষেত্রে কিন্তু মানে, আমার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে হল এই ক্ষেত্রে দুটাই কাজ করে, যে আ কোনটা দেখা যায় যে, অনেক বেশি জরুরি, হ্যাঁ? সেইটা সেইটাও থাকে, এবং আমার আগ্রহের বিষয়টাও কিন্তু আসলে থাকে। আ দেখা যাচ্ছে যে, মানে, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন একটা বিষয়, যেটা হচ্ছে হলো যে, আমার আ অফিসের মানে কাজের জন্য প্রয়োজন, সেটা তো অনেক বেশি জরুরি, হ্যাঁ? তো সেইটাও থাকে। তো সেই ক্ষেত্রে, ওই স্কিল ডেভেলপমেন্টের জন্য যে টু-ডু লিস্ট থাকে, সেটার মধ্যে আসলে, আ মানে ধাপে, ধাপে সাজানো থাকে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণটা সবার আগে অগ্রাধিকার পায়। এরপরে কিন্তু ধাপে, ধাপে নিচের দিকে, একটু কম গুরুত্বপূর্ণ বা নিজের যে শখের বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আস্তে, আস্তে জায়গা পেতে থাকে, হ্যাঁ? আর অন্য আরেকটা যে টু-ডু লিস্ট রয়েছে, সেখানেও কিন্তু বিষয়টা তাই। ঐখানে কিন্তু সবচাইতে বেশি অগ্রাধিকার যেটা, হ্যাঁ? বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, সেইগুলাই কিন্তু ধাপে, ধাপে কিন্তু মানে, উপর থেকে নিচের দিকে সাজানো থাকে। গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। চমৎকার। বাহ! বেশ চমৎকার তো যে, আপনার গুরুত্ব অনুযায়ী, আপনি মানে ধাপে, ধাপেই, সেইভাবে জিনিসগুলো লিখে রাখেন, যেন আপনার সহজ হচ্ছে কাজ করতে। খুবই ভালো লাগলো বিষয়টা যেন জানতে পেরে। আচ্ছা, অনেক সময় হয় না যে একসাথে, কিন্তু আপনার চাপের মানে, অনেক একসাথে কাজ করে গেলো, আপনার সেটা দক্ষতার ক্ষেত্রে হোক বা আপনার দৈনন্দিন কাজের হোক, যে সময়টা, এই যে দেখুন, সময় তো কিন্তু সেই ২৪ ঘন্টাই। আপনি যতই টু-ডু লিস্ট করে রাখেন না কেন, একটা মানে দিনের একটা সময় হচ্ছে গিয়ে, এই ২৪ ঘন্টা, এর বাড়ানো কিন্তু যাচ্ছে না, কমানোও যাচ্ছে না। তো এই ২৪ ঘন্টার হিসেবটা, আপনি কীভাবে আসলে সামাল দেন? যে হয় না যে, আপনার পরিবারকে সময় দিতে হবে, আপনার না নিজেকে সময় দিতে হবে, আপনার চাকরি আছে, সবকিছুই আছে। হ্যাঁ, তো এই যখন কাজের চাপ খুব বেড়ে গেলো, তখন আসলে আপনি সময় নিয়ে হিমশিম যে যেন না খান, তখন আসলে কীভাবে আপনি সামলেও যান?
একদমই ঠিক। হুম, হতেই পারে। একদমই ঠিক। ঠিকই বলেছেন। একদমই ঠিক। আসলে সত্যি কথা বলতে কাজের চাপ যখন বেড়ে যায়, হ্যাঁ? তখন কিন্তু হিমশিম না খেয়ে কিন্তু পারা যায় না। আমার ক্ষেত্রে আমার হিমশিম খেতেই হয়। <scoffs> তো তারপরও তারপরও চেষ্টা করি যে, আসলে কোনোভাবে যদি মানে কম হিমশিম খাই। হিমশিম খেতেই হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটাই সত্যি। তো মানে একটু যেন কম হিমশিম খাই, সেইটার জন্য আ চেষ্টা করি যে মানে, আমার সবচেয়ে বেশি যে যেহেতু বললাম যে, অগ্রাধিকার যেটা রয়েছে, সেই কাজগুলো অন্তত সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেগুলা মানে শেষ করতে পেরেছে কিনা? সেইটা দেখি। সেইটা কিন্তু আমাকে একটা প্রশান্তি দেয়। তবে, আস্তে, আস্তে যে নিচের যে মানে কম অগ্রাধিকারের যে বিষয়গুলো, যেগুলা আসলে হয়তো বাদ পড়ে গেল, সেই দিনটাতে হয়তো করতে পারলাম না, নানান চাপের কারণে, হতে পারে সেটা অফিসের চাপ, হতে পারে পারিবারিক চাপ, হতে পারে হ্যাঁ? বা অন্যান্য। যেমন আজকে একটা মানে, মানে অনুষ্ঠানে আমার যেতে হয়েছে, হ্যাঁ? অ্যা বন্ধুর একটা বিয়ের অনুষ্ঠানে। তো সেইক্ষেত্রে আজকের কিছু কাজও কিন্তু আসলে <scoffs> বাদ পড়েছে। তো এই কম গুরুত্বপূর্ণ কাজগুলো হয়তো বাদ পড়ে যায়, সেগুলাকে যেটা করি, পরের দিনের টু-ডু লিস্টে সেটাকে আবার উঠিয়ে ফেলি এবং পরের দিনে হ্যাঁ।
হুম, হুম। <giggles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, হ্যাঁ। আবার একটু মানে একটু সময়টা বেশি দিয়ে দেন ঐখানটাতে।
একদমই ঠিক। হ্যাঁ, ওই দিনটা চেষ্টা করি যে, পরবর্তী দিনে এটাকে আবার উঠিয়ে ফেলা এবং পরবর্তী দিনের যে অন্যান্য যে কাজের যে একটা তালিকা রয়েছে, সেই তালিকায় সেটা আসলে কোন জায়গায় অগ্রাধিকার পায়, সেই জায়গায় সেটাকে রেখে আবার চেষ্টা করি।
জ্বি, জ্বি, জ্বি। চমৎকার। জ্বি। চমৎকার বলেছে। তো আচ্ছা, এই যে আপনার তালিকাটা এত সুন্দর করে আপনি গুছিয়ে রাখছেন, তো কখনো হয় না যে, আপনি একা করে উঠতে পারছেন না? মানে, যেই কাজটা হয়তো আপনি, মানে একা করেই অভ্যস্ত, হ্যাঁ? যে যেহেতু টুডু লিস্টটা আপনার নিজেস নিজের নিজের তৈরি করা, কাজেই সেইটার ব সবকিছু effort দেওয়াও কিন্তু আপনারই কর্তব্য, যা আপনারইতো তৈরি করা। তো অনেক সময় হয় না যে, আপনি মানে বুঝতে পারছেন যে, "হ্যাঁ, এই কাজটা হয়তো আমি যদি একজনের সাহায্য নিই, তাহলে হয়তো জিনিসটা খারাপ হবে না বরং একটু ভালোই হবে।" তো কখনো কি কেউ অন্যের সাহায্য নিয়ে দেখেছেন? সেটা যেকোনো কেউ হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার বাবা-মা হতে পারে, পরিবারের অন্য কেউ হতে পারে, বন্ধু-বান্ধব হতে পারে, সহকর্মী হতে পারে?
একদমই ঠিক। হুম, একদমই ঠিক। হুম, নিশ্চয়ই। হ্যাঁ, দেখুন, এই যে ঘরের যে বিভিন্ন সময় যে হঠাৎ করে বাজার-সদাই করার প্রয়োজন পড়ে, হ্যাঁ? সেইক্ষেত্রে কিন্তু এই দায়িত্বটা মানে ঘরের বড় হিসেবে কিন্তু আমাকেই আসলে পালন করতে হয়, হ্যাঁ? তবে, ম মাঝে, মাঝে মানে দেখা যায় যে, অনেক বেশি জরুরি কাজ থাকে, সেইটা হয়তো অফিসের কাজ, বিশেষ করে কারণ, অ্যা ঘরের কাজকে মাঝে, মাঝে হয়তো না বলা গেলেও যেতে পারে, তবে অফিসের কাছে কিন্তু না বললে কিন্তু চাকরি কিন্তু থাকবে না। <chuckles> তো সেইক্ষেত সেই কাজগুলো যেহেতু করতেই হয়, হ্যাঁ? তো আ তখন কিন্তু যখন চাপ চলে আসে, তখন আমি আমার পরিবারের অন্য সদস্য যারা আছে, হ্যাঁ? দেখা গেছে যে, কখনো হয়তো বাবাকে অনুরোধ করি যে, "বাবা তুমি একটু যদি আজকের বাজারটা যদি তুমিই কষ্ট করে করে নিতে" অ্যা বা ছোট ভাইকে পাঠানো অনেক বেশি কঠিন হয়ে যায়, ও কথা শুনতে চায় না। তারপর ওকে মাঝে, মাঝে অনুরোধ করে কিন্তু বলার চেষ্টা করি যে, "তুমি যদি আজকের বাজার"... ভালো হতে পারে।
বুঝতে পেরেছি, জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আচ্ছা, জ্বি, জ্বি, জ্বি তে তাতে করে হয় কি, আপনার বাবাও কিন্তু বাজারে গেলেন। উনি যেহেতু বা বাসা থেকেও একটু বের হওয়া হলো ওনার, সেদিকটাও দেখা হল। ছোট ভাইয়ের ক্ষেত্রেও হয়তো সেটাই হচ্ছে যে, তারও একটু বের হওয়া হচ্ছে যে, হয়তো পড়াশোনা শেষ করে সে হয়তো ঘুমাচ্ছিল বা কিছু একটা করছিল, সেই কাজের ব্যস্ততা। তো এ তো বুঝলাম আপনি পাঠাচ্ছেন অন্যদেরকে। কিন্তু কখনো কি কোনো অ্যাপ ব্যবহার করেছেন যে, যে আপনার টুডু লিস্ট যেন, কাজের ক্ষেত্রে সহজ হয়? এই বিষয়ে কি আপনি কোনো ডিজিটাল কিছুর সাহায্য নিয়েছেন?
একদমই ঠিক। <chuckles> একদমই ঠিক। হ্যাঁ, আসলে আ ট্রেলো নামে একটা চমৎকার অ্যাপ আছে। যে অ্যাপটা আসলে মানে টুডু লিস্ট তৈরি করার ক্ষেত্রে আ বেশ ভালোই কাজে দেয়। এরকম আরো অনেক কিছু অ্যাপই রয়েছে। হ্যাঁ, তবে সত্যি কথা বলতে কি আসলে মানে আমি যেটা আসলে লক্ষ্য করেছি। যে সেই অ্যাপগুলোতে না আসলে প্রতিনিয়ত ঢোকা হয় না, ঠিকভাবে কিন্তু দেখা হয় না হ্যাঁ। আ মানে একদমই ঠিক। আ আমি, আমি, আসলে এটা ভালোভাবে আমার ক্ষেত্রে অন্তত লক্ষ্য করেছি। দেখা গেছে যে আ সেই ওয়েবসাইটে ঢুকে তারপরে সেই মানে, মানে, যে লিস্টগুলাকে আসলে লক্ষ্য করা, হ্যাঁ? আ এইটা, ঐটা অনেক বেশি মানে সুবিধাজনক। কিন্তু তারপরেও কিন্তু আমি লক্ষ্য করলাম যে সেটা কিন্তু আ খুব গভীরভাবে কিন্তু ফলো করা হয় না। তো সেই ক্ষেত্রে আমি গতানুগতিক ওয়ে তে কিন্তু এই যে যেটা বললাম যে স্টিকি নোটগুলোর সাহায্যে হ্যাঁ। এ্যা এইগুলো আসলে চোখের সামনে রাখলে মানে আমার মনে হয় যে একটু বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে অ্যা ওইখানে লেখার চাইতে। তবে কেউ যদি আসলে ওইটা ভালোভাবে ফলো করতে পারে, মানতে পারে সেটা কিন্তু অনেক বেশি কার্যকর। কারণ ওইখানে কাজগুলোকে বিভিন্ন ধাপে, ধাপে, কিন্তু আসলে ভাগ করে। কিন্তু দেখা যাচ্ছে যে অ্যা একটার পর একটা কিন্তু আস অনেক সহজ আর কি সেখানে কাজগুলোকে গুছিয়ে রাখা। যে হ্যাঁ। অ্যা আমার টোটাল ৮ টা কাজের তালিকা রয়েছে। এর মধ্যে এই মুহূর্তে কোনটা করছি, সেইটাকে আরেকটা কলামের মধ্যে রাখলাম বা কোন কাজটা শেষ হয়ে গেল সেটাকে আরেকটা কলামে রাখলাম। তো এইরকম অনেক সুযোগ সুবিধা রয়েছে। একদমই ঠিক।
বাহ! হ্যাঁ এটা একটা সব্য সমস্যা হতে পারে। জি, জি, জি। যা আপনি স্টিকি নোট টা যে রেখে দিচ্ছেন চোখের সামনে জি, জি, জি। চমৎকার। জি, জি। বাহ! মা এটাও কিন্তু গোছানো। হ্যাঁ, এটাও একদিক দিয়ে আসলে গুছানো। যে আপনি আসলে কোনটাতে ব্যবহার করে আপনার কাছে ভালো লাগছে। প্রয়োজনে আপনি তো দুটোই ব্যবহার করছেন। আপনি হয়তো মানে পুরোটা আপনি অ্যাপে লিখে রাখছেন বা সেখানে দিয়ে রাখছেন আর আপনার চোখের সামনে থেকে যেন হারিয়ে না যায়। কারণ হয় না যে অনেক সময় ফোন হয়তো দূরে আছে বা আপনি যেখানে লিখে রেখেছেন সেটা হয়তো একটু কাছাকাছি নেই আপনার। তখন তো চোখের সামনে আপনার স্টিকি নোট আছেই। এটা কিন্তু বেশ চমৎকার লাগলো। আচ্ছা, কোনোদিন কি মনে হয়েছে যে আড টুডু লিস্ট থেকে একটু নিজেকে একটু ছুটি দিতে? হয় না যে আজকে আমি কিছুই করবো না বলে কিছুই না করার কখনো মনে হয়েছে যে, যে, আজকে যে যাই আছে থাকুক আমি একটু নিজেকে ছুটি দিব। এমন কখনো মনে হয়েছে?
একদমই ঠিক। হুম, একদমই ঠিক। উম আসলে দেখুন। আসলে <clicks tongue> কাজ করতে, করতে, আমার ক্ষেত্রে মাঝে, মাঝে এরকম হয় যে, আসলে এতটাই আসলে মানে বিরক্তি লেগে যায় যে, কারণ উম <smacks lips> আসলে মানে আমার মানে কাজটা কি দেখা যাচ্ছে যে ব্যালেন্স করে করা হয় না। যে হ্যাঁ, ঠিক আছে একটু মাঝখানে একটু ঘোরাঘুরি করতে গেলাম। তারপরে আবার একটু ফাঁকে, ফাঁকে কাজ করলাম। আমি না এইরকম ভাবে কাজ করি না। মানে কাজ করতে গেলে না সত্যি কথা বলতে হ্যাঁ, মানে আম আসলে পছন্দ করি বিষয়টা ওইরকম না। আসলে মানে কিছু করার থাকে না। মানে ঐরকমটা হয়ে যায়। হ্যাঁ, অ্যা যে অ্যা মানে কাজটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মাঝে, মাঝে অ্যা মানে খেয়ালও থাকে না যে হ্যাঁ, একটু বিরতি নেওয়ার দরকার ছিল, বিরতি নেওয়া গেল না হ্যাঁ? দেখা যায় যতটুকু সময় পাই সেই সময়টুকু দেখা যাচ্ছে যে, মনে হয় যে একটু ঘুমিয়ে কাটাতে পারলে আরো বেশি সুবিধা হয়। তো তো <laughs>
হ্যাঁ, হ্যাঁ। আপনি টানা কাজ করতে পছন্দ করেন? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। জি। বাহ্! এটা কিন্তু একটা অ্যা কাজের মধ্যেই পড়ে। কারন, এটাও কিন্তু আপনাকে একটু ছুটি দেয়া কাজ থেকে যে একটু আপনি ঘুমিয়ে নিচ্ছেন। এটা কিন্তু খারাপ না।
একদমই ঠিক। অ্যাই কিন্তু তারপরও তো এইটা আসলে বি বিনোদন তো আসলে ওইরকমভাবে দেয় না। যে হ্যাঁ, মনটা ভালো হয়ে গেল বা খুশি হয়ে গেলাম। এরকম কিছু মনে হয় না আমার কাছে সেটাতে। তো মাঝে, মাঝে এরকম হয়, যখন এরকম কাজ করতে, করতে বেশ বিরক্ত লাগে যে না তখন নিজেকে বলি আর সম্ভব না। সবকিছু বন্ধ করে দাও। আমি আর পারব না। <chuckles> তখন আমি চুপচাপ একটু বের হয়ে যাই। হ্যাঁ? বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার একটু বাইক চালাতে বেশি আমি ভালো লাগে, ভালোবাসি। আম একটা নির্জন কোন একটা রাস্তায় যেখানে যানজট নাই। হ্যাঁ? সেখানে নিরিবিলি হয়তো আস্তে, আস্তে হয়তো আমি একটু বাইকটা চালালাম। হ্যাঁ? গায়ে একটু ঠান্ডা বাতাস লাগল। এই অনুভূতিটা আমার ভালো লাগে।
জি, জি, জি, জি, জি। বাহ! জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। ভালো চমৎকার! আবার অন্য কোন <clicks tongue> ভয় লাগে না তো? যে আপনি নিরিবিলি <smacks lips> জায়গায় চলে যাচ্ছেন বাইক চালাতে, এই বুঝি কোন ঘটনা ঘটে গেল, দুর্ঘটনা ঘটে গেল, এই ভয় কাজ করে না তো?
<laughs> আসলে ঐরকম বেশি একটা ভয় কাজ করে না। আবার এ আসলে এইরকম কোন নির্জন জায়গাতেও যাই না যেখানে হয়তো আমাকে কেউ থামিয়ে একদম খালি করে রেখে দিল। <laughs>
আচ্ছা হ্যাঁ। সেক্ষেত্রে ঠিক আছে। জি, জি, জি, জি, সেক্ষেত্রে ঠিক আছে তাহলে হ হলো কি খাজনার চেয়ে বাজনা বাজল না আরকি। যে আপনার দেখা গেল যে আপনি ঠিকই শান্তির সে সেখানে অশান্তিকে নিয়ে চলে আসলে সেক্ষেত্রে আসলে কিছু করার নেই কি যে সেটা তো হতেই পারে। দুর্ঘটনা তো এইভাবেই ঘটে। তো এই যে সারাদিনের আপনি যখন মিলিয়ে দেখছেন যে আপনি আজকে কী করার কথা ছিল আর কি করার কথা মানে কি করেছেন। তো এই দুটার মধ্যে যখন দেখছেন যে হ্যাঁ কিছুটা গ্যাপ রয়ে গেছে। আপনি প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী কাজটা সারার চেষ্টা করছেন এবং যেটা কম গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পরের দিন নিয়ে যাচ্ছেন। সেখানেও কিন্তু সময় দিচ্ছেন। খুব চমৎকারভাবেই কিন্তু আপনি আসলে সামঞ্জস্য রেখেই করছেন। এবং আপনি বললেন যে এপ ও ব্যবহার করছেন। আবার আপনার হাতে লিখে যেটা আপনি চোখের সামনে রাখছেন সেটা আপনার আসলে বেশি মনোযোগ আকর্ষণ করছে। স্বাভাবিকভাবেই সেটাই হয়ে থাকে। চমৎকার লাগল কিন্তু আপনার কাছ থেকে বিষয়গুলো জানতে পারলাম। খুব ভালো লাগল। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
একদমই ঠিক। মানে শান্তির খোঁজে গেলাম সেখানে আরো অশান্তি কুরিয়ে নিয়ে আসলাম। একদমই ঠিক। একদমই ঠিক। একদমই ঠিক একদমই তাই। হুম। আমারও কিন্তু আসলে এই যে টুডু-লিস্ট রাখার যে আমার ছোট্টখাট্ট কিছু কৌশল যেমন হচ্ছিল যেটা বলছিলাম যে মানে নির্দিষ্টভাবে আমি কাজগুলার কথা উল্লেখ করে লিখে রাখি যে, "হ্যাঁ আমার আজকে এই বিষয়টা নির্দিষ্ট বিষয়টা পড়তে হবে বা আজকে আমাকে বাজারে যেতে হবে বা আজকে আমার চুল কাটতে হবে।" এরকমভাবে নির্দিষ্ট করে বিষয়গুলাকে লিখে রাখি বা আরেকটা দেখা যাচ্ছে যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজগুলাকে সাজাই যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা কিছুটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এইভাবে ধাপে, ধাপে সাজাই। তো এইভাবে চেষ্টা করি যে আসলে টুডু-লিস্টকে আসলে একটা কার্যকর টুডু-লিস্ট এ পরিণত করার। তো দেখা যাক যে আসলে এইটা কতটুকু কাজে দিতে পারে বা কাজে লাগাতে পারি। আশা করছি আপনিও অনেক ভালো থাকবেন। এই আলোচনা করে কিন্তু আমারও বেশ ভালো লাগলো। তো আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।
জি, জি, জি। চমৎকার, চমৎকার। আপনাকেও শুভ রাতি। ধন্যবাদ আবারও।